আমি তো আ বেসিক্যালি আমি একটু অগোছালো। তো রুম যে আমার খুব একটা গোছানো থাকে তা না। আমি একটু নিজেকে ইদানিং পুশ করে গোছানো হওয়ার চেষ্টা করছি। তো নোটিস করেছি যে আসলে রুমটা যদি গোছ খুব আহামরি কিছু না। কিন্তু যদি সবকিছু জায়গার জিনিস জায়গায় থাকে, গোছালো থাকে তাহলে মনে হয় যে মাথার ভেতরটাও একটু বোধহয় গোছানো আছে। আ বা একটু কাম থাকে মাথার ভেতরটা। তো আ সেরকম রাখার চেষ্টা করি। তা বাদেও আমার আমার রুমটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। স পুরো বাড়ির ইয়ের ভেতরে। যতই ছাদে এনভায়রনমেন্ট ভালো থাকুক না কেনো? কারণ প্রাইভেট স্পেস টা আমি ওখানেই পাই। তারপরে যে পুরোপুরি পাই তা না। যেহেতু অনেক মানুষজন নিয়ে থাকি। আ তো সবসময় দরজা লক করে তো থাকাও যায় না। থাকা উচিতও না।
ওকে। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> ওকে। হু, হু। <chuckles> হ্যাঁ। হুম, না, এটা কিন্তু আসলেই খুব সত্যি কথা বললেন যে আসলে নিজের একটা প্রাইভেসি টা আসলে খুব দরকার। স্পেশালি হচ্ছে যে যখন একদম একেবারে চিন্তায় মগ্ন হয়ে যাবেন তখন আশেপাশে কিছু এরকম ডিসট্রাকশন থাকলে হয়তোবা যে চেইন ওফ থট টা মাঝে, মাঝে হারিয়ে যায়। যে হয়তোবা চিন্তা করতে একটু সমস্যা হয় কিংবা একটা বিরক্তিভাব চলে আসে। তো এটা তো এই যে আপনি ফিজিক্যাল স্পেস এর কথা বলছিলেন। কিন্তু মেন্টাল স্পেস টাও তো আসলে ঠিক রাখাটা খুব জরুরি। নিজের ক্রিয়েটিভ আইডিয়া গুলো আ ফ্লো হতে গেলে। তো সাধারণত আপনি আসলে যখন এরকম কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন তখন কি সব দুশ্চিন্তা চিন্তা আ বাহিরের অবস্ট্রাকশনস সবকিছু কি ঝেড়ে ফেলে দিয়ে তারপরে আপনি চিন্তা করতে পারেন নাকি?
এরপরেও আ হ্যাঁ, হ্যাঁ। একদম। হুম, হু। জ্বী। হু। খুব জরুরি। হুম, হুম। হুম। উম চিন্তা করার চেষ্টা করি। আমার ক্ষেত্রে মনে হয় যে আমার একটা পজিটিভ আ দিক হচ্ছে যে আ কোনো ঝামেলা হলে বা নিজেকে ভালো মানে পরিবেশটা পজিটিভ করার জন্য বা নিজেকে একটু খুশি করার জন্য আমার খুব একটা অন্য মানুষের দরকার হয় না। মানে আমার নিজের মতো থাকতে নিজের সঙ্গ আমার বেশ ভালই পছন্দ। মাঝে, মাঝে তো উল্টো বিরক্তই লাগে যে এই সময়টা শুধুই আমার। মানে আমি খাবো, আমি চা খাবো, আমি গান শুনব। আ তো মাঝে, মাঝে একটু বিরক্তই লাগে সেখানে কেউ ইন্টারাপ্ট করলে। তো এই জন্যে আমার আম মানে মেন্টাল পিস যেটা সেটা দেখা যায় যে অনেক সময়ই একটু স্ট্রাগল করে হলেও আমি নিজে তৈরি করতে পারি।
হু। রাইট। ও আচ্ছা, আচ্ছা। <chuckles> হুম। হ্যাঁ, মানে ওই মি টাইম টা অনেক বেশি পছন্দ। হ্যাঁ। হুম, বাহ! বেশ দারুণ। তো এই যে অনেকেই তো দেখা যায় যে এরকম আ নতুন কোনো একটা আইডিয়া খুঁজতে গেলে ব্রেইন স্টর্মিং করতে গেলে একটা মাথায় জটলা পেকে যায় কিংবা একটা ক্রিয়েটিভ ব্লক তৈরি হয়ে যায় মাঝে, মাঝে। তো কখনো মানে আ মানে কারো কাছ থেকে কোনো ইন্সপিরেশন কে নেয়া হয়? যে অনেকে তো আছে দেখা যায় যে তারা আসলে যেই ফিল্ডে কাজ করছে, হ্যাঁ? আ এই একই ধরনের কাজ হয়তোবা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিংবা অন্য, অন্য মানুষ যারা একই ধরনের কাজ করছে, হ্যাঁ? এই জিনিসগুলো দেখে কি কখনো কোনো ইন্সপিরেশন কে নেয়া হয়েছে?
হুম। একদম। উ হুম। উ হু, হু, হু, হু। হু।

হ্যাঁ। এরকম হয়েছে। অ্যা মানে সেই এ্যা গানটাও কমপ্লিট করা হয়েছে। এবার এরকমও হয়েছে যে, অনেকে আবার মানে যাদেরকে শোনানো হয়েছে তারা আবার বলেছে যে, এই গানটা তো মনে হয় কোথায় মানে অনেক সময় মিলাতে চায়নি। গানটা কোন চুরি করা না। কিন্তু দেখা যায় যে মিল পেয়ে গেছে তারা। হ্যাঁ, হ্যাঁ।
হু। <chuckles> ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে সাবকন্সিয়াসলি হয়তোবা কোন একটা গানের সাথে এরকম মিল খুঁজে তারপর আপনি ওই জায়গায় থেকে হয়তোবা লিরিক গুলো লিখে ফেলেন।
হু, হু, হু। হুম।
বাহ বেশ দারুণ তো! এটা আসলে অনেকের সাথেই হয় যে আসলে কোনো একটা গান মাথার মধ্যে এত বেশি আসলে সেট হয়ে যায় যে দেখা যায় যে নিজেরা যখন এরকম লিখতে যাই। ওই যে back of the mind আসলে ঐ জিনিসগুলো হয়তোবা চলতে থাকে। তো একটা ইনফ্লুয়েন্স এটা থেকে যায় অনেকের ক্ষেত্রেই। তো সাধারণত সেই নতুন আইডিয়া যখন কোন একটা হয়তোবা ক্রিয়েটিভ ব্লগে আ ব্লক হচ্ছে আপনার যে নতুন কোনো কিছু মাথায় আসছে না। আ তখন মানে সাধারণত কোন জিনিসগুলো করলে দেখেন যে, হ্যাঁ তখন ক্রিয়েটিভ ব্লক টা আসলে কেটে যেতে পারে।
হ্যাঁ। হু, হু। ওই জিনিসগুলো কাজ করে। হ্যাঁ। হু, উ। আমি আসলে অ্যা যেই জিনিসটা করার চেষ্টা করে বুঝতে পারি যে ক্রিয়েটিভ ব্লক হচ্ছে ঐ টাইপ এর জিনিসগুলো তখন আর করি না। মানে একদমই চেষ্টা করাটাই বাদ দিয়ে দেই। আমার ক্ষেত্রে মনে হয় যে, আমার ক্ষেত্রে এটা কাজ করে। খুব রিল্যাক্স থাকার চেষ্টা করি।
ওকে হু, হু। মা তখন আসলে মাথায় প্রেশার টা নেন না যে চিন্তা করার।
না প্রেশার টা নেই না। আমি একদমই তখন কোন কাজ করতে চাই না। আ ভালো লাগার কিছু কাজ করি যে যেরকম এ্যা নিজের চা নিজে বানিয়ে খেতে আমার ভাল লাগে। বা একটু বারান্দায় বসলাম। একটু রিল্যাক্স এ্যা থাকার চেষ্টা করি আসলে। পছন্দের গানগুলো শুনি। কিন্তু একদমই জোর করি না। যে যেটা হচ্ছে না সেটা নিয়েই বসে আছি এটা করি না।
ও আচ্ছা, আচ্ছা। হুম। বাহ! হুম।